হ্যাঁ, আচ্ছা হ্যাঁ মানে বিষয়টা হইছে কি? যে ধরেন কখনো কখনো কিন্তু মানে <clicks tongue> এখন সোশ্যাল মিডিয়ার কি বলবো? যে একটু, একটু, মাঝে, মাঝে, ফেইক ও কিন্তু হওয়া লাগে। ধরেন আমি যখন আমার প্রিয়জনের সাথে কথা বলি, হ্যাঁ? তখন কিন্তু আমি দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আ ও দেখা যাচ্ছে অনেক রাগ। এখন ওরে তো মানাইতে হবে। তো মানাইতে যেয়ে যেটা করি যে আমারও এখন অনেক রাগ উঠছে। আমি কেন মানাবো? এখানে আমার কোন দোষ নাই। তো ঐখানে করি কি যে আমার অনুভূতি একরকম, কিন্তু দিতেছি আমার দিতে হইতেছে যে হার্ট ইমোজি অথবা একটু হ্যাঁ, হ্যাঁ, একটু মানে আ লাভ ইমোজি দিতে হইতেছে এই হাসি ইমোজি দিতেছে। কিন্তু ভিতরে তো কাকন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হাত জোড় করার ইমোজি দিতে হইতেছে কিন্তু। বিষয়টা না দিলে দেখা যাচ্ছে কি? যে <smacks lips> মানে উম ও ওকে হয়তো আমার বুঝানো লাগতেছে যে না আমি আসলে অনেক মাফ-টাফ চাচ্ছি বা অনেক অ মানে সরি ফিল করতেছি। এখন আ মানে বিষয়টা আসলে এমনই যে একেক সময় একেক রকম দেওয়া লাগে হ্যাঁ, হ্যাঁ, লাগেই। এ হু, হু, জি, জি, জি।
<chuckles> জ্বী, জ্বী আসলেই। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, আরেক রকম। <chuckles> হ্যাঁ, একটু কাকতি-মিনতি করার, হাতজোড় করার ইমো ইমোজি। <giggles> হ্যা। <chuckles> জ্বী, জ্বী। করা লাগে, আসলে কিছু করার নেই। এইক্ষেত্রে তো পুরুষ মানুষ একটু হ মানে দুর্বল থাকতেই হয়, কিছু করার নেই <chuckles> আর, আর, এমনিতেই যে বন্ধু-বান্ধবদের সাথে যখন এরকম ইমোজি ই ব্যবহার করেন, তখন মানে এমন কিছু, এমন কোন ইমোজি কি আছে যেটা মাথায় রাখতে হয় যে, "এটা পাঠাবো না?"
দুর্বল থাকতে হু, হ্যাঁ, হ্যাঁ। বিশয় টা হু, হু। <chuckles> আচ্ছা, আচ্ছা। যেটা হচ্ছে যে মানে বেশিরভাগ ক্ষেত্রে বন্ধু-বান্ধব না হইলেও দেখেন, এখন আমি বন্ধু-বান্ধবের সাথে যখন কথা বলি তখন কিন্তু এক ধাঁচের ইমোজি পাঠাই। ওটা একটু মাঝে, মাঝে, হয় কি? বেশি হাস্যরসাত্মক বা এটা উম পচাইতে গেলে ব্যবহার করি। যেমন মানে প্যা এক ধরনের একটা কিভাবে বলব? যে, একটা সাইন আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের আ মানে এ যাই হোক এটা হচ্ছে মনে করেন আমাদের মানে বর্জ্য পদার্থ টাইপের একটা সাইন আছে, হ্যাঁ? মানে আ ইমোজি আছে। <snorts> তো ঐ ঐটা যখন আমি ফ্রেন্ড দের সাথে কথা বলি তখন হচ্ছে ওইটা ব্যবহার করি। তো এখন দেখেন এটা ব্যবহার করতে, করতে, কিন্তু এখন আমি সবসময় ওই জায়গায় সামনে এস সেট ই করে রাখছি যে এটা যেন আমার সামনেই থাকে। তো অ্যা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, তাড়াতাড়ি যেন ঠাস করে পাঠিয়ে দেওয়া যায়। তো এখন যেটা হইছে যে আমি যখন আবার ওই যে ইউনিভার্সিটি এর গ্রুপ এ কথা বলি, তখন তো আর এটা পাঠানো যায় না। তখন তো আমার একটু আ মানে দেখে নেওয়া লাগে যে আচ্ছা এটা কি চলে যাইতেছে নাকি হ্যাঁ, ফরমাল টাইপ এর থাকতে হয়। মনে করেন একটা থাম্বস আপ এর সাইন অথবা মানে হয় না যে হাফ আ উপরে করার সাইন বা হ্যান্ডশেক এর সাইন এগুলো না ব্যবহার করি আরকি। তো এই ইমোজি গুলো ব্যবহার করলে দেখা যায় যে এক ফর্মালি হয় আরকি।
<chuckles> হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, বুঝছি, বুঝছি, হ্যাঁ <chuckles> সামনেই থাকে এটা যেন এত তাড়াতাড়ি যেন ঠাস করে পাঠিয়ে দেওয়া যায়। <giggles> হ্যাঁ, ফরমাল টাইপের থাকতে হয়। <giggles> জি, জি। উম না, দারুণ বললেন।